কিভাবে যে বল বলি বুঝতে পারছি না। তবে একটু খারাপ খারাপই লাগছে আরকি। আপনার প্রায় ৯ মাসের পরিচয়। আ ৯ মিনিটে শেষ। বলতে পারেন।
হুম, হুম, বুঝতে পারলাম আসলে। হুম, হুম। আহা! এটা আসলে আমার জেনে কষ্ট লাগল যে প্রায় ৯ মাসের হচ্ছে একটা সম্পর্ক একটু কম সময়ে শেষ হয়ে গেল। তবে আশা করছি আ ভবিষ্যতে কোনো একদিন তার সাথে আপনার আবার কথা হবে এবং পরবর্তীতে হচ্ছে এই আ সমস্যাটা আসলে সমাধান হবে। আপনার জন্য শুভকামনা থাকলো। তো হুম, হুম।
হুম। জ্বী। আমার আমার আমার, তো মনে হয় না যে আসলে সমাধান হবে আরকি। আ ব্যাপারটা হলো হয়েছে কি যে, তাকে আজকেও আমি আরকি একবার প্রপোজ করছি। আ তো সে অ্যানসার কোন অ্যানসার নাই। সেটা বলছে। তো তারপরে তা ভালোভাবেই কথা বলছিল। বলতে, বলতে, হুট করে বললো যে আর কথা বলব না। রাখছি, বলে আরকি এই যে বাকি যে গ্রুপ গুলো ছিল, সেখান থেকে আরকি লিভ নিয়ে নিছে।
কেন? আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, এটা তো আসলে বেশ আ কষ্টের একটা জিনিস আমি বলব। তবে আ দেখেন কি হয়। হুম।
জ্বী। আর পুরাতন স্মৃতি যদি তার সাথে বলি তাহলে আ আমার আসলে তার শহরে তার শহরটা আমার কাছে একটু নতুন ছিল।
আচ্ছা।
তো সে আরকি আ সেই ঘুরাই ছিল আরকি। সে তার সে আরকি ফুল চাইছিল আর আমি তাকে ফুল দিতে গেছিলাম। এটা একটা টা অন্যরকম একটা স্মৃতি বলতে পারেন। সিটি ২০০ কিলোমিটার সিটি।
আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। সুন্দর বলেছেন। আসলেও আমাদের আমাদের জীবনেও বিভিন্ন ধরনের স্মৃতি থাকে। আপনার এই ফুল নিয়ে একটা খুব সুন্দর আমার স্মৃতি একটা মনে পড়ে গেলো। তখন হচ্ছে আমি আমার কলেজে পড়তাম। কলেজের একটু দূরে হচ্ছে আ একটা আ উদ্যান ছিল। একদিন হচ্ছে আমি আর আমার আমার বান্ধবী খুব ঘুরতাম কলেজে। তো সেই কলেজে একদিন যখন অ উদ্যানে ঘুরছিলাম। তখন ওরা আমার বান্ধবী বললো যে আমাকে জোরাজুরি করল যে, "এই আ একটা ফুল কিনে দাও একটা ফুল কিনে দাও।" তো এই যে আমি তাকে হচ্ছে একটা ফুল কিনে দিলাম। সে তখন খুব খুশি হয়েছিল। তো ওই যে আরেকটা এই সেই স্মৃতিটা আমার মনে পড়ে গেল। আসলে আ বলুন তো আমাদের জীবন আসলে ছোট, ছোট, স্মৃতির সমন্বয়। তো এ এই যে একটা স্মৃতি বললেন যে ফুল দে দিয়েছিলেন আপনি আপনার সেই আ বিশেষ মানুষটিকে সেই স্মৃতিটা আপনার জীবনে কীভাবে আজও প্রভাব ফেলে?
জ্বী। <chuckles> হ্যাঁ। জ্বী। হ্যাঁ। উম জ্বী। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ।

আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আ আসলেই সুন্দর বলেছেন, আমাদের জীবনে যেহেতু আমরা প্রতিনিয়ত নতুন, নতুন স্মৃতি বে বানিয়ে চলছি, এখন যে, কথাটা বলছি, সেটাও কিন্তু একটু পরে আসলে স্মৃতি হয়ে যাবে। এই স্মৃতি থেকে আমরা যেটা নিতে পারি, সেটা হচ্ছে এই যে, যদি কোন ভুল হয়ে থাকে, সেখান থেকে আসলে আমরা শিক্ষা নিতে পারি এবং পরবর্তীতে আমরা সেটাকে আ প্রয়োগ করতে পারি, যেন এই ধরনের ভুল আর না হয়, তাই তো?
হুম, জি। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। জি, একদম এটাই আরকি। দেখেন না, আ যদি আ আমরা এই যে, ধরেন, হাঁটা শিখি কিভাবে? হাঁটাও তো আসলে পুরাতন যে, এই যে, আ আপনার পড়ে যাওয়া থেকেই তো হাঁটা শিখি। তাই না?
হুম, হুম। হ্যাঁ, অবশ্যই।
তো এটাও কিন্তু একটা মজার স্মৃতি যে, পড়ে যেতাম পড়ে যেতে, যেতে হাঁটা, তারপরে দৌড়ানো, তারপরে আপনার আ হচ্ছে লাফঝাপ দেওয়া যে, ব্যাপারটা আরকি।
হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন। হুম, হুম, আসলেই মানে মনে করেন যে, ছোটবেলায় আমরা যে, হাঁটা শিখেছি, সেটা কিন্তু একটা বেশ মজার একটা স্মৃতি আমার এখনো মনে আছে আসলে আমি যখন ১ম হ্যাঁ, হ্যাঁ
তো এটাও আরকি। হ্যাঁ। একদম শুধুমাত্র আ এটা আমাদের নিজেদের জন্য না, এটা সবার জন্যই আরকি মনে করি আমি।
হুম, হুম, হ্যাঁ, অবশ্যই। তো সেই যে, একবার হাঁটতে গিয়ে পড়ে গিয়ে একদম হাঁটুতে ব্যাথা পেয়েছিলাম, ওই হাঁটুর দাগ আসলে আমার এখনো আছে। তো আ এই যে, ছোটবেলার স্মৃতিগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের বেশ অনুপ্রেরণা দেয়। তো আসলে আজকে আপনার সাথে আপনার, আপনি একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করলেন যেটা শুনে আসলে, এখন যদি একটু মন খারাপ লাগছে আপনার জন্য, তবে আপনার জন্য একদম অসংখ্য আ শুভ কামনা থাকবে আমার যেন, এই আ কষ্টের স্মৃতি থেকে আপনি একটা মধুর স্মৃতিতে পরিণত করতে পারেন। আশা করছি আবার আপনার সাথে কথা হবে।
হ্যাঁ, হুম, হ্যাঁ, একদম। হুম, জি। <chuckles> হ্যাঁ। <chuckles> আ ধন্যবাদ। জি। আ আমিও আশা আমিও তাই আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আ নিজের খেয়াল রাখবেন আরকি ধন্যবাদ।